<chuckles> সেটাই তো অ্যা হ্যাঁ।
এসব ঘটনা কি ম মানে আমি তো এটা চিন্তা মানে আমার ওই ত তৎক্ষণাৎ যে বিষয়টি আমার মনে হচ্ছে, আরে আমি আসলাম কেনো? আমি তো জানিই না এই বিষয়ে যে এই রাস্তাটি এতটাই ভয়ংকর হয়! আপনি যেমন আ যে বললেন যে, ঢাকা আদ উন চট্টগ্রাম হাইওয়েটা কিন্তু বিপজ্জনক বা এ কিছু জোন আছে যেই এই বিষয়গুলোর জোন গুলো রয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি।
তো, ওই বিষয়টি তখন আমার মাথায় আসে আমি তৎক্ষণাৎ আমার পরিবারের ওই লোকের সাথে আ আলোচনা করে কি করা উচিত? তখন উনি যেই বিষয়টি করে। উনার ওই এরিয়ার থানার সাথে উনি যোগাযোগ করেন এবং আমার ডিটেইলস দেন এবং আমি সবসময় যেটা করি আমার ওই দুমুঠো ফোনের যে নেটওয়র্ক রয়েছে, সেটাকে সবসময় রাখার চেষ্টা করি এবং প্রায় প্রত্যেকটা নেটওয়ার্ক এই প্রত্যেকটা সিম রাখার চেষ্টা করি এবং সবসময় লোকেশনটা দিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমি অনেক বেশি সোলো ট্যুর করে থাকি। তো ওই যে ওই রাস্তাটি আমার সাথে খারাপ কিছু ঘটেনি, তবে ঘটতে পারতো যেহেতু উনার যে আ আমার যে রিক্সা চালক ছিলেন, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাকে সাবধান করার পাশাপাশি আসলেই ওই বিষয়টা নিয়ে, আমি যখন স্থানীয়দের সাথে কথা বলেছি, এই বিষয়গুলো অহরহ ঘটে থাকে রাতের বেলা কারণ, টাঙ্গুয়ার হাওর এর কিন্তু একটা সিজন থাকে ওই সময় কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে। এই যে তাদেরকে যে টার্গেট করার যে বিষয়টা এবং প্রশাসনের যে বিষয়টি ছিল, আমি যেহেতু আমার পরিবারে ওই উম যে পুলিশ রয়েছেন, উনি যেহেতু ওই থানায় অবহিত করেছেন, তাদের সাথে কথা বলাটা আমি যে সেফলি পৌঁছাইছি ওই বিষয়টা তাদেরকে জানানোর জন্য তখন আচ্ছা।
জি, জি, জি। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! জি, জি, জি। উম একদম, একদম। জি, জি। হু, হু। একদম, একদম। জি, জি। এ জি, জি। আসলে, আসলে। জি, জি, জি। আসলে, হু, হু। হু, হু। তো ভীষণ ভালো লাগলো ভাইয়া এই কথাগুলো শুনে আপনি ভালো থাকবেন ধন্যবাদ।

আপনি যেই বিষয়টি বললেন যে, গ্রুপ আ ট্যুরের যে বিষয়টা উগ আমার কাছে ২ টা আলাদা জিনিস, গ্রুপ ট্যুর গুলো আমি খুব একটা পছন্দ করিই না বলতে তেমন না। কিন্তু ওইযে গ আপনি বললেন না খুব প্রি প্ল্যান্ড, আমার কাছে খুব প্রি প্ল্যান্ড ট্যুর গুলো হয় কি? প্ল্যান মত যায় না বা ক্যানসেল হওয়ার যে কারণটা এইসব বিষয়গুলোর জন্য আমি চিন্তা করি যে, হুট-হাট যে বিষয়টা না, হুট-হাট না আমি প্লান করেই সোলো ট্রাভেলিং যে বিষয়টা ওইটা করার চেষ্টা করি, কারণ আপনি যদি গ্রুপে যান হয়তো আপনি মজা করতে পারবেন। হয়তো আপনার ভালো কিছু স্মৃতি তৈরি হবে কিন্তু আপনার যে ঘুরার যে এক্সপেরিয়েন্স গেদার করার যে বিষয়টি থাকে, বা একা নেওয়ার যে মজাটা থাকে সেই বিষয়টা পাবেন না। ২ টোরই ভালো দিক খারাপ দিক রয়েছে। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলেন সেক্ষেত্রে আমি একা ট্যুর দিতে খুবই পছন্দ করি এবং
জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। হুম। বাহ! হ্যাঁ, হ্যাঁ। জি, জি। একদম, একদম। বাহ!
আমার উম পছন্দের কাজ বলতে পারেন বা প্যাশন হলো ফটোগ্রাফি করা যার জন্য আমার সোলো ট্যুরটা অনেক বেশি পছন্দের একটা জিনিস।
হুম, হু। ওয়াও! <chuckles> আচ্ছা, আচ্ছা। এবং এই ফটোগ্রাফির কথা যেহেতু বললেন সেখানে একটা কথা বিশেষভাবে মনে পড়ে যাচ্ছে যে, ফটোগ্রাফার যদি অন্য কোনো টিমের সাথে যায়, ধরুন এমন টিমের সাথে গেলো যে সেখানে আর কেউ ফটোগ্রাফি করে না সেভাবে, প্রফেশনালি বলুন আর শখের ক্ষেত্রেই বলুন। তখন দেখা যায় যে, হুম, একটু টুকটাক ছবি যারা তুলে অ্যা তাদের দেখা যায় যে আ একটা জায়গায় একটা ছবি একটা মোমেন্ট তৈরি করতে সেখানে অনেকটা সময় কিন্তু দিতে হয়। ক্যামেরা সেটআপ করা থেকে শুরু করে লাইটের বিষয়টা তো খুব ইম্পোর্টেন্ট।
আচ্ছা। আ এইযে আপনি একটি বিষয়কে বললেন খুবই আপনার সাথে, আপনার কথার সাথে আমি একমত হচ্ছি যে, আমি যখনই কোনো ট্যুরে যাই আপনি বলতে পারেন যে, আমাকে মোস্ট ওফ দা টাইম নিজের ট্যুরের যে আনন্দ নেওয়ার চেয়ে বেশি প্রত্যেকের মেমোরিজ তৈরি করার কাজ করতে হয়। হয়তো নিজের মেমোরিজ তৈরি করার সুযোগ হয় না।
জি। হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হু। একদম, একদম।
আমি আপনি যেটা বললেন যে, আমি যদি কোনো কখনো কোনো গ্রুপের সাথে যাই হয়তো এই বাসায় এসে দেখবো সবার স্মৃতি আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে কিন্তু আমার সাথে কারো কোনো স্মৃতি নেই বা কারো কোনো ছবি নেই। হয়তো সবাই গ্রুপ ছবি আপলোড দিচ্ছে সেখানে আমি নেই। এইযে বিষয়টা বললেন এই কারণে আমার অনেকটা আপনার এইযে ধরতে পারলেন যে আমার কেনো ওইযে গ্রুপ ট্যুরটা খুব একটা পছন্দ হয় না বা বলতে পারেন। তো এই বিষয়টা, হ্যা, ঠিক আছে তাদের তো আর দোষ নেই। আমি ছবি তুলি বা আমি ছবি তুলতে এইটা একটা আর্টিস্টিক বিষয় মনে করি আমি। আর আমার পছন্দের কাজ হল অয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যেটার জন্য একা ঘুরতে বা একা সময় কাটানোর যে প্রশান্তি বা আপনি যদি নেচার কে জানতে চান বা আপনি যদি কোনো জায়গার একদম রুট লেভেলে জানতে চান, কোথাও গিয়ে সেটার যে Raw মজা বলি আমরা যেটাকে, ওইটা নিতে চান আপনাকে সোলো ট্যুরে যেতেই হবে।
<chuckles> আসলে, আসলে। হুম, হুম, হু। <chuckles> জি, জি, জি। জি। জি, জি, জি।